হুম, সত্যি কথা বলতে মেয়েদের আমি বেশি দেখছি ফিল্টার ব্যবহার করতে। কিন্তু রিসেন্টলি আমার একটা বিশাল অভিজ্ঞতা হইছে। <clears throat> একটা ক্লাইন্ট আমি সাধারণত বাংলাদেশি ক্লাইন্ট এর দের সাথে খুব বেশি কাজ করি না। আ ভুলবশত দেখা যায় যে জ কেউ যদি রিকমেন্ড করে তখন ২ ৪ টা কাজ করি। তো এটা হচ্ছে একটা মেল মডেলের ফটোশুট হইছে। এখন কাজ হচ্ছে যে এই মেল মডেলের যে আ উ যেটাকে বলে আপনার কি বলে চেস্ট ম মাসল থেকে শুরু করে বেলি মাসল যেগুলা। এইগুলোর হচ্ছে যে উম যে কনস্ট্রাকশন টা এটাকে আরেকটু হাইলাইট করতে হবে আমাকে। <smacks lips> তার জন্যে আমাকে ছবিগুলো পাঠানো হইছে। এইবার
হ্যাঁ। আচ্ছা। জি। আচ্ছা। হ্যাঁ। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম। ওকে। মানে এডিটিং করার জন্য, তাইতো?
এডিটিং করার জন্য। এখন মূল সমস্যা হচ্ছে কি যে ওরা যে লাইটিং টা ব্যবহার করছে ওটা শুধুমাত্র মুখের দিকে হাইলাইট করা। আপনার আ উ যে বডির দিকে হাইলাইট করলে আ আলাদা ফিচারটা বের করে আনা যায় বা একটু আ উ খাতগুলা ভাঁজগুলা ভালো বোঝা যায়। এইটা করে নাই। এখন মডেল আমাকে ছবি পাঠাইছে ঐটা ঠিক করার জন্যে। আমি ভাই ১ম বার ঠিক করছি, এ মানে ন্যাচারাল রাখার ট্রাই করছি। একেবারে সম্পূর্ণ আলাদা করি না। কারণ ওদের তো সিল্কি স্মুথ আ রাখার ট্রাই করে কোনো লোম থাকে না। তো ওটাকে আমি মোটামুটি একটু ব্রিং আপ করছি। আ আপনার স্মুথনেস টা একটু বারায়ে দিছি এবং খাতগুলা একটু মনে হয় যেন একটু বড়, বড় প্যাক আছে বা এরকম কিছু একটা তো অ ঐ হিসাবে দিয়েছি। তার পছন্দ হয় না। সে বলে যে আরেকটু, আরেকটু মানে বোঝা যাচ্ছে না। আরেকটু, আরেকটু ঠিক করে দাও।
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। বোঝা যায়, জি। হুম। হ্যাঁ। হুম, হুম। রাইট, রাইট। হ্যাঁ। হুম। আচ্ছা, আচ্ছা। মানে আপনি যতই করতেছেন ততই আরো বেশি চাচ্ছে এমন টাইপের। <chuckles>
ততই আরো বেশি চাচ্ছে। শেষমেশ রাগ করে করছি কি যে আ মানে বাঙালিদের সাথে আমি বললাম না আমার কাজ করতে ইচ্ছা করে না। আমার এই প্রজেক্টটা নেওয়ার কোনো ইচ্ছা ছিল না। তখন ফাও বসেছিলাম দেখে প্রজেক্টটা নিছি। এমন রাগ লাগছে, লাস্টে করছি কি আরেকটা মডেলের বডি আয়না। যার বডির সাথে ওনার বডির মিল আছে। কিন্তু ব্য আপনার আ মানে মাসল গুলো আরেকটু ভালোভাবে দেখা যায়। করছি কি ওনার ফেস আমি ওখানে লাগায় দিছি সেম পোজ এ। AI ব্যবহার কইরা আ শুধুমাত্র ফেসটা swap কইরা দিছি। এইটা ওনার পছন্দ হইয়া গেছে খুব। এটা যে উনার শরীর না উনি, উনি বুঝতেই পারে নাই যে এটা উনার শরীর না। আমি তারপরে আরকি বলব, উনি ওটাই চাইছেন আমি ওটাই ডেলিভারি দিয়া দিছি। আগে থেকে বলাও দিছি যে
হ্যাঁ। হ্যাঁ। হুম। হ্যাঁ। জি। হুম, হুম। হ্যাঁ। জি, জি। হুম। হুম। ওহ মাই গড, মানে আর্টিফিশিয়াল লুক। <chuckles> আচ্ছা, আচ্ছা। অহ! তাইলে এত কষ্ট করাই তো বৃথা আপনার জন্য। <chuckles>
আমি AI দিয়া করলে আরো আমার এই যে ৪ ঘণ্টা কষ্ট করা লাগছে বাড়তি। এটা কিচ্ছু করা লাগতো না ভাই।
জি।

১ম কথা হচ্ছে ভালো জিনিস। ২ টাই কোনমতেই খারাপ বলব না। কথা হচ্ছে যে, আপনার অ মুখ নিয়া যদি <tsk> কোনভাবে আপনি অসন্তুষ্ট থাকেন, তাহলে ব্যবহার করেন। আমার তাতে কোন সমস্যা নাই। ন্যাচারাল জিনিসপত্র আরকি। কিন্তু যখন হচ্ছে মুখ ভালো করতে যায়া, মুছ মুখের ন্যাচারালনেসই উইড়া যায়, তখন কেমন লাগে ভাই দেখতে? আপনি বলেন তো। দেক
হুম। হ্যাঁ। হুম। হ্যাঁ। হ্যাঁ। <giggles> <giggles> সত্যি।
আমি এখনো পর্যন্ত যত ফিল্টার আর এডিট দেখছি। আ FaceBook এ তো বেশি দেখা যায়। যতগুলা দেখছি একজনের মুখের সাথে আমি তার অরিজিনাল মুখের কোন মিল পাই নাই। একবারও না। হ্যাঁ। <chuckles>
হুম। জ্বী। হ্যাঁ। আসল মুখের হিউজ পার্থক্য, না? <giggles> রাইট, রাইট। আবার অনেকে দেখা যায় যে, কালো মানুষ ফর্সা হয়ে যাচ্ছে, ফর্সা মানুষ ব্রাউন হয়ে যাচ্ছে, কত কি হচ্ছে না? কালার ও চেঞ্জ হয়। <chuckles>
উ বাপরে! কালার চেঞ্জ, আমার মনে হয় বড় ব্যাপার না আমি আগে একবার হলো কি? আ রিসেন্টলি আমার এক বড় ভাইকে বিয়া দিছি। আমি এখন বিয়ের আগে বড় ভাইরে বলতেছি। মানে আ বিয়ের আগে বৌদির সাথে বেশ ভালো পরিচয় ছিল আমার। বৌদিরে ফোন করে বলতেছি, দেখো বৌদি তোমার তো বোন-টোন নাই। আমার বড় ভাই আমারে ফাঁসাইয়া দিল। তো তোমার বান্ধবীদের ২, ৪ টা ছবি পাঠাও। দেখি কারো সাথে একটু ফ্লাট করা যায় কিনা। তো ২, ১ জনের ছবি পাঠালো, ২, ১ জনের FaceBook অ্যাকাউন্ট পাঠালো। দেখলাম বাহ! সবগুলোকে তো বেশ সুন্দরি লাগে দেখতে এবং আ মানে সবদিক থেকে সেই চেহারা! যাকে বলে। <smacks lips> বেশ ভালো ব্যাপার, একেবারে ডানাকাটা পরীর মতো। <tsk> এরপর এটা দেখে আমি তো আচ্ছা ঠিক আছে। এ গেলাম প্রস্তুতি নিয়ে <clears throat> বিশাল প্র্যাকটিস করা আমি, গেলেই কথা বলব। গিয়ে সামনে গিয়ে দাঁড়ায়া আমি কথা সব ভুলে মাইরা দিছি। মানে <clears throat>
হ্যাঁ। আচ্ছা। ওকে, ওকে। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> আচ্ছা। হ্যাঁ। মানে FaceBook এ দেখতে পরীর মত আরকি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। <chuckles> মানে চিনতে পারতেছেন না। আসল মানুষটা কোথায়? <chuckles>
আসলে কোনজন কে? আমি তাই বুঝতে পারতেছি না। মানে যে, সি FaceBook যাদের ছবি দেখছি, তাদের কারোর মানে চেহারা যে যেটা দেখছি। তাদের সাথে চেহারা মিল করতে পারতেছে না। এবার তো বিশাল বিপদ। এখন কি করব? কথা তো বলতে হবে, সম্মান তো রাখতে হবে। তো সমবেতভাবে বললাম যে, আপনারা অসাধারণ সুন্দরী। আ দয়া করে <chuckles> পরবর্তীতে দেখা হলে আমরা গল্প করব। ঠিক আছে? বলে চলে আসছি
<chuckles> <inhales> হুম। হ্যাঁ, হ্যাঁ, জ্বী। <chuckles> ও ওয়াও! <giggles> মানে ইমোশনালি গেম খেলে আপনি চলে আসছেন নিজেকে কাটিয়ে আ
<chuckles> আর কোনো উপায় নাই ভাই, আমি কী বিপদে পড়ছি জানেন না। <chuckles>
<chuckles> my God <inhales> তো আপনার অনেক আ খুব ভালো মজার একটা ব্যাপার বললেন আপনি। তো এমন তো হয় অনেক সময় দেখা যায়। অকেশনালিও কিন্তু অনেক মানুষ এরকম ফিল্টার বা এই যে, এডিট করে। ধরেন ফর এক্সাম্পল, এই যে, ২ দিন আগেই তো হলোইন গেল না? হলোইন এর সময় অনেক সময় দেখা যায় যে, ভূতের ফিল্টার ব্যবহার করে বা এ্যা ধরেন মাথার উপরে শিং লাগিয়ে ছবি পোজ দেয়। তো এগুলো কি মনে করেন আপনি? এগুলো তার মানে নিজের যে, পরিবেশনটা, এটা কীভাবে সবাইকে প্রভাবিত করে?
<snorts> হু, হুম। হু, হু, হু, হুম। রাইট। হুম। হু, হুম।

এটা নিয়া আগে একটা গল্প বলে নেই এইটা নিয়া। <clears throat> হচ্ছে কি? অ্যা আমি তখন অ্যা খুব সম্ভবত ক্লাস আ মনে হয় বা 1st ইয়ার কলেজে ছিলাম। তো তখন ফোনের আমার কাছে নতুন, নতুন ফোন আসছে। <clears throat> Facebook এ তখন একটা ফিল্টার ছিল। তো halloween এর স আ আগে আমি হচ্ছে Facebook এর ঐ ফিল্টার টা ইউজ করছিলাম কোনো একটা demon এর মুখ দেওয়া আরকি। তো ওই ফিল্টারটা ইউজ করে নিজের একটা ছবি তুলে, তারপর আপনার ছবিটা আমার ফোনে রাখছিলাম। এবার আমার এই ফোনটা আমার <smacks lips> এক দিদিমার হাতে গেছে, মানে দিদিমা হাতে গেছে। সে আমার ফোনের আগে-পরে ছবি দেখতেছে। প্রাইভেসির বিশাল invasion কিন্তু গ্যালারি থেকে। প্রাইভেসির বিশাল invasion কিন্তু আসলে কিছু করার নাই। বাঙালি আ দিদিমা এনাকে কিছু বলতে গেলে এটা দেখবেই। তো দেখতে, দেখতে আমার ঐ ছবিতে চলে গেছে। চলে গিয়ে সে মনে হয় একেবারে মিয়ে মানে হার্ট অ্যাটাক করছে। আমাকে বলতেছে যে "এ তু তু এ তুই কি ভূত হলি কবে নাকি? ইত্যাদি, ইত্যাদি দেখ তোর আসল ছবি উঠে গেছে ইত্যাদি, ইত্যাদি।" আমাকে দিয়ে এখন আ মানে আমাকেই এখন ঝাড়ফুক করাবে। কোত্থেকে কোন ওঝা ডেকে আনবে। সে বিতিকিচ্ছিরি অবস্থা ভাই। আমি তাকে বুঝাবো কি করে যে এটা আপনারেও বানানো যায়? এইটা বইলা আমি আবার নিজের বিপদ নিজে ডাইকা আনছি। আমি তারে করছি কি? ওই ফিল্টারটা বের কইরা তার সামনে ধরছি। এখন ফিল্টার টার ই হচ্ছে কি? হাঁ করলে আপনার মুখের ভিতর থেকে ওই জিনিসটা বের হয়ে মাস্কটা বের হয়ে মুখের সাথে লাইগা যায়। সে হা করছে, ঐটা যখনই হইছে সে চিল্লাইয়া নিজে, নিজে অজ্ঞান হয়া গেছে। আমি পড়ছি বিশাল বিপদে। এহ এরপর থেকে আমি এখনো পর্যন্ত এ বয়ঃবৃদ্ধদের দেখলে কোনোদিনও ফোন দিই না। এখন অবশ্য ই না আর কোনোদিনও এর ধারে কাছেও যাই না। এইযে বিপদ ভাই। <chuckles>
আচ্ছা, আচ্ছা। <chuckles> শুনতে চাই। হু, হু। জ্বী। আচ্ছা। হ্যাঁ। হুম। আচ্ছা। গ্যালারি থেকে? <chuckles> ওহ মাই গড! হ্যাঁ, এটা দেখবেই। <chuckles> তারপরে কি হলো? ওহ মাই গড! যে কী ব্যাপার ভূত? <chuckles> <chuckles> ওহ মাই গড! <chuckles> <chuckles> মহা মুসিবত। <chuckles> হুম। হ্যাঁ। অ্যা হ্যাঁ। <chuckles> আপনা-আপনি এইটা করছেন। <chuckles> ওহ মাই গড! <chuckles> হুম। এ ধরনের আর ইয়া করেন না। <chuckles> ওয়াও! উম বাহ! খুব মজার একটা কাহিনী আবার ভয়ংকর কাহিনী। কত কী হয়ে গেল এক ফিল্টার এর জন্য, না? <chuckles> আচ্ছা একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই। ধরেন যারা আসলে এই ধরনের আসলে ফিল্টার ব্যবহার করে ফেলে। স্পেশালি ধরেন কোনো আ মানে এডিটিং না বা কোনো শিং লাগানো না এমন কিছু না। মানে যে কালার বা দেখতে সুন্দর যে, যে সকল ফিল্টার গুলো আছে। এ ধরনের এ ব্যবহার করলে যারা একটু মাইনর টাইপের ব্যবহার করে, এগুলো বোঝার কি কোনো উপায় আছে এমনি, ছবি দেখে?
উ হু। এক ফিল্টার এর জন্যে। <chuckles> হু, হু। হু, হু। রাইট।